পুরনো একটা সমস্যা আমাকে নতুন করে যেন আবদ্ধ করেছে। মানে, আমি একটু আতঙ্ক বোধ করছি যে, কেন আমি এ এই সমস্যা থেকে এখনো বের হতে পারছি না এত পুরনো একটা বিষয়! আমার নিজের প্রতি একটু, কি বলবো একটু রাগই হচ্ছে। আ যে ম ম এ এই সামান্য একটা বিষয় আমি সমাধান করতে পারলাম না। বিষয়টা সামান্য বলছি কারণ হচ্ছে, আমি অনেককেই দেখেছি এই ধরনের পরিস্থিতিতে অনেক ভালো করছে। কিন্তু আমি না আ বিষয়টা গুব আ মানে গুবলেট বানিয়ে ফেলি। আ ঠিক ঠিকভাবে এটাকে আমি হ্যান্ডেল করতে পারি না। যার কারণে নিজে-কেই একটু দোষী মনে হয়। আর হ্যাঁ এ একটা আতঙ্কও কাজ করে যে আসলে কি হবে না হবে এবং আ এই ধরনের যে পরিস্থিতির কথা বলতেছি, এই পরিস্থিতি আসলে আমার পক্ষে সামলানোটা বেশ কঠিন হয়ে যায়। তো আ আপনি কি একটু সহায়তা করতে পারবেন যে কে ক কেনো আমি এখান থেকে বের হয়ে আসতে পারছি না বা কিভাবে আমি একটু বের হয়ে আসতে পারি?
আচ্ছা? বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ। অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে কিছু কথা বলে আপনার এই সমস্যার সমাধান করার। আপনার কথার মাধ্যমে সত্যি বোঝা যাচ্ছে যে আপনি অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে এবং ঐ বিষয়টা আপনাকে অনেক বেশি ভাবিয়ে তুলছে এবং অনেক বেশি চিন্তিত করে ফেলছে। এখানে আপনাকে অন্য কিছু বলার আগে আমি একটু জানতে চাই যে আপনার মূলত কোন বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে এবং কোন বিষয়টা নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত?
আমার অফিসে সামনে একটা প্রোগ্রাম আছে। মানে মূলত একটা সেমিনার আছে। হ্যাঁ? তো হ্যাঁ আমি একটা research firm এ কাজ করি। তো আমরা বিভিন্ন ধরনের গবেষণা করি আরকি। আ বিশেষ করে আপনার economic দিক থেকে একটা গবেষণা করি। তো আমাদের একটা টিম আছে। আ গবেষণার টিম আছে। এই টিম কাজ করেছে। তারা field থেকে data নিয়ে আসছে। তারপর data আপনার টেবিলে বসে সেটাকে বিশ্লেষণ করে একটা সুন্দর রিপোর্টও বানানো হয়েছে। তো আমাদের যে ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট এর একটা দাবি হচ্ছে যে আ "হ্যাঁ আপনারা ভালো কাজ করেছেন ঠিক আছে। কিন্তু কাজটা একটু মানে আরেকজনকে দিয়ে একটু validation করে নিতে হবে। তো আপনারা একটা সেমিনার করেন। এই সেমিনার করে বা একটা ওয়ার্কশপ এর মত করেন যেখানে বিভিন্ন লোককে দাওয়াত দিবো। দাওয়াত দিয়ে আমরা এই ওয়ার্কশপ এর মাধ্যমে আপনারা আ আপনাদের রিপোর্টটা তুলে ধরবেন। তুলে ধরলে যেটা হবে <clears throat> তারাও জানলো অ্যা যে এই ধরনের একটা আ রিপোর্টের কাজ হয়েছে, গবেষণার কাজ হয়েছে, এবং তাদের যদি কোন মতামত থাকে, সেই মতামতটাকে নিয়ে আবার রিপোর্ট টাকে আপনারা সমৃদ্ধ করতে পারেন।" তো আমার অফিসের boss তো ঠিক আছে। এটা তো ভালো পদ্ধতি। আ এটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন সমস্যাটা তো অফিস থেকে না, সমস্যাটা আমার। আমি আসলে উম একটু অন্তর্মুখী স্বভাবের। তো গবেষণার কাজ দেন, আমি সুন্দরভাবে গবেষণার কাজটা করে নিয়ে আসতে পারব। রিপোর্টের কাজ দেন, আমি রিপোর্টটা সুন্দর করে করে দিতে পারবো। কিন্তু যখন এটা অনেক লোকের সামনে একটা উপস্থাপন করার বিষয়টা চলে আসছে, তখন কিন্তু আমি মানসিকভাবে একটু আতঙ্কগ্রস্ত বোধ করছি।
আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনার সমস্যাটা আমি সত্যিই বুঝতে পেরেছি এবং আপনার যে জিনিসটা হচ্ছে যে, আপনি হয়তো সবকিছুই করতে পারছেন। কিন্তু আপনার ওইযে মানুষের সামনে যে, কথা বলবেন এইখানে আপনি অনেক বেশি আতঙ্কিত অনুভব করেন। এবং অনেক বেশি প্যানিক হয়ে যান। যেটা আপনি যেটা বললেন যে, আপনার আপনি হলেন একটু ইন্ট্রোভার্ট টাইপ এর মানুষ। এটা সাধারণত তাদের সাথে হয়েই থাকে যারা একটু ইন্ট্রোভার্ট হয়। এখানে আপনাকে আমি বলবো আপনি অবশ্যই একবার চেষ্টা করে দেখেন যে আপনি কেমন করতে পারেন। কারণ আপনি যোদি কখনো কোনটা চেষ্টা নাই ই করেন তাহলে তো বুঝতে পারবেন না। যে আপনি আদৌ পারবেন কি পারবেন না। এবং যেহেতু আপনি এই কাজটা নিজে করেছেন রিসার্চের কাজটা অবশ্যই এটা সম্পর্কে সবচেয়ে বেশি ভালো ধারণা আপনারই থাকবে। তো আপনিই হবেন এখানে স বেস্ট মানুষটা আপনাদের যেই এইযে, যে পরিশ্রমটা আছে পরিশ্রমটা মানুষের সামনে তুলে ধরার জন্য। তো এটা আপনি একটা অপরচুনিটি হিসেবে ধরে নিতে পারেন। যে আপনাদের যে রিসার্চ টা ছিল এটার একটা ভ্যালিডেশন এর জন্য একটা ভালো একটা সুযোগ আপনাকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি আপনাকে আরেকটু জিজ্ঞেস করি যে আপনার এইযে, যে এ ভিড়ের মধ্যে কথা বলার যে প্যানিক জিনিসটা এই জিনিসটার লক্ষণগুলো আপনি কি, কি বুঝতে পারেন? আপনে কি এমন হয় যে হৃৎস্পন্দন অনেক বেড়ে যায় বা শ্বাসকষ্ট হয় বা ঘাম হয় এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় যে হাত, পা কাঁপে আপনার ক্ষেত্রে কি এমন কোন কিছু হয়?
একদম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। রাইট। আমার আসলে অনেকগুলো লক্ষণ আ আসলে সামনে চলে আসে। প্রথমত, আ একটু বলে নেই আপনাকে যে এটা কিন্তু আমার প্রথম না, যে কারণে আমি শুরুতেই আপনাকে বলেছি যে নিজের উপর এতটা বিরক্ত লাগে। অ্যা আমার এই যে বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম না, তখন যখন group presentation হইতো, আমার মোটামুটি একই ধরনের situation তৈরি হতো। মানে আমি পরীক্ষায় ভালো করতেছি, exam এ ভালো করতেছি, কিন্তু যখনই presentation এর জায়গায় চলে আসতো, তখন কিন্তু আমি বলতে পারতাম না। স্টেজ এ গিয়ে আমি দাঁড়ায় থাকতাম অনেক সময়। এবং আমার, আমার কথা যখন এমনও হইছে যে, অ্যা এই যে presentation এর সময় বলে না যে "আমি অমুক, আমার নাম এইটা, আমার আ রোল নাম্বার এইটা। আমি এই বিষয়ে উপস্থাপন করবো।" আমি ঐযে নিজের নামটাও অনেক সময় বলতে পারতাম না ঠিক মতো। তো এই সমস্যাটা কিছুটা কাটিয়ে উঠেছিলাম যখন চাকরি জীবনে প্রবেশ করি, তখন তো আরো বেশ কিছু মানুষের সাথে মেলামেশা করি আমি। একটা আ কোর্স ও করি। কিন্তু আপাতত যেইটা মনে হচ্ছে, যে এ এইটা সবকিছু আমার ভেতরের যে ভয়টা, এই ভয়টা কিন্তু আমার ভিতরে রয়ে গেছে। এবং এই ভয় থেকে যখনই আমি অনেকগুলো মানুষের সামনে আমি, কোনো কিছু উপস্থাপন করা, মানে বিশেষ করে সমস্যাটা দাঁড়ায় যখন আমার মনে হয়, যে মঞ্চে আমি একা দাঁড়ায় থাকবো আর আমার সামনে ৩০- ৪০ জন লোক আমার কথা শুনবে।
আচ্ছা। জ্বী। বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ। জী।
তো এটা একটা ভয়। যার কারণে তখন হয় কি আমি একটু তোত লাতে শুরু করি। এটা হচ্ছে ১ম লক্ষণ। তারপর আমি আ অনেক কিছু সহজ জিনিসগুলো ভুলে যাই। যেমন আ ক্লিক করে প্রেজেন্টেশনটা আ পরের স্লাইডে যাওয়া, এক একসময় দেখা যায় এইটা আমি ভুল করে ফেলি। আমি হয়ত একসময় দুই টা স্লাইড পার হয়ে গেলাম। আবার দেখা যাচ্ছে এক টা স্লাইড পিছনে আছি। এ ধরনের ভুলও হয়। তারপরে তোতলানোর কথা তো বললাম। তারপরে গলা শুকাইয়া যায়। আমি মনে হয় কিছুক্ষণ পর, পর একটু পাশে বোতল আ পা পানি খাওয়ার জন্য চিন্তা করি যে, "এটা খা খাই কিনা?" এটা আমি আগের কথা বলতেছি। এ এটার প্রিপারেশন তো এখনো নেই নাই এখনো আমি। তো তারপর আ আ আগেই একটু উম বুক শুকাইয়া যাওয়া, মুখ শুকাইয়া যাওয়া, হ্যাঁ? এই ধরনের ঘটনা তো আমার সাথে অহরহ ঘটে।
বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। সত্যিই আপনি অনেকগুলোও জিনিস বললেন যে, যেগুলো আপনার সাথে হয়ে থাকে এবং আপনার ক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে যে আপনার অনেক বেশি কঠিন হয় মানুষের সামনে কথা বলতে এবং ভিড়ের মাঝে নিজেকে হয়তো উপস্থাপন করতে। যেটা আপনি বললেন যে আপনার এটা প্রথম নয়। এর আগেও আপনি অনেকবার করেছেন যেটা ইউনিভার্সিটি লাইফে করেছেন। ন তখনও আপনার এই সেম সমস্যাটাই আপনি ফেস করতেন। এখন যেটার জন্য আপনি একটু প্যানিকড হচ্ছেন। আমি এখানে বলবো আপনি অবশ্যই চেষ্টা করবেন। কখনো যদি <smacks lips> এই যে প্রেজেন্টেশন সামনে যেয়ে দিতে হবে, আপনি হয়তো আগে থেকে একটু প্র্যাকটিস করে যেতে পারেন কয়েকবার। এবং এই প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে মাধ্যম সেটা হলো যে আয়নার সামনে দাঁড়িয়ে যেই জিনিসগুলো বলবেন ওই জিনিসগুলো কয়েকবার প্র্যাকটিস করা। হতে পারে ৫ বার, ১০ বার। এমন যদি প্র্যাকটিস করেন তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। <smacks lips> এবং আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন। আপনার যে কলিগরা আছে যারা মিলে এই যে আপনারা এই <smacks lips> রিসার্চটা করেছেন বা হতে পারে আপনার পরিচিত যারা আছে এবং হতে পারে আপনার যে পরিবারের মানুষ যারা আছে, তাদেরকে আপনি বাসায় আপনার সামনে কয়েকটা চেয়ারে বসাতে পারেন <smacks lips> এবং আপনি তাদের সামনে দাঁড়িয়ে শুরুতে আপনার ঐযে রিসার্চের যে পেপারটা আছে ঐটা হয়তো সম্পূর্ণ তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন। যেহেতু তারা আপনার পরিবারের মানুষ তখন হয়তো আপনার মধ্যে এই নার্ভাসনেস টা একটু কাজ করবে না বা প্যানিক টা একটু কাজ করবে না। তো আপনি যখন ওইটা কয়েকবার করবেন দেখা যাবে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। যে হ্যাঁ, আমি তো কয়েকজনের সামনে কথা বলেছি। এখন অনেকজনের সামনেও বলতে পারবো। এবং যদি গ্রুপের মধ্যে এই কলিগদের সামনে যদি করে থাকেন, এটাও সত্যি বলতে অনেক বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য। আপনি কি কখনো এই ইউনিভার্সিটি লাইফে যখন প্রেজেন্টেশন দিয়েছেন তখন যেহেতু আপনি জানতেন যে আপনার সমস্যা হয়, আপনি কি কখনো বন্ধুদের সামনে আগে প্রেজেন্ট করা বা এই আমি যে এটা বললাম বাসায় বইসা প্র্যাকটিস করা এইটা কি কখনো করেছিলেন?
হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আ ওকে। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। দারুণ। রাইট। হুম। আ আসলে করা হয়নি, আমরা আলোচনা করছি, যে অনেক আলোচনা করছি, যে আ মানে presentation তৈরি করার সময় আ মু মূলত slide গুলা কিরকম হবে সেটি নিয়ে আলোচনা করা হতো। কে কোনটা presentation কবে করা হবে? সেই role টা select করা হতো। আসলে ওই সময়তে অত seriously কোনো কিছু নেয়া হতো না, তো দেখা যাচ্ছে যে খুব তাড়াহুড়া করে একটা presentation তৈরি করে দেখা যায় যে আমরা presentation দিতে চলে যেতাম। আ ওইভাবে কিন্তু ঐযে practice করার যে বিষয়টা কাউকে সামনে রেখে এটা আব আ কখনো করা হয়নি। তবে আপনি এখন যে পরামর্শগুলো দিলেন, এটা যে এতটা দারুণ একটা পরামর্শ আমার কিন্তু মনে হচ্ছে যে এটা আমাকে অবশ্যই help করবে। এই যে পরিবারের সামনে, কয়েকজনকে সামনে রেখে, চেয়ারে বসিয়ে রেখে আমি যদি তাদের সামনে আ বিষয়টা উপস্থাপন করি আ এইটা আমার মনে হচ্ছে আমার এ একটা ভালো practice আ বাড়াতে সাহায্য করবে। কারণ আমি যদি আ এমনও হয় যে আমি হয়তো আরো কয়েকটা বন্ধু-বান্ধবকে আমি ডাকলাম যে তোমরাও আসো। আমি একটা প্র্যাকটিস করব, আ বিকেলে একসাথে নাস্তা করব আর তোমরা আমার প্রেজেন্টেশনটা শুনবা। তাহলে কিন্তু দেখা যাবে একটা আ মানে পারিবারিক একটা প্রোগ্রামের মতোও হয়ে গেল আবার আমার practice টাও সুন্দর মত হয়ে গেলো। আমি যদি একবার দুইবার practice করি আপনি যেটা বললেন, প্রয়োজনে ১০ বারও যদি প্র্যাকটিস করি তারা কিন্তু mind করবে না। আর হ্যাঁ, আ তারা যদি বিভিন্ন ধরনের reaction ও দেয় সেটাও কিন্তু আমার practice এর ই একটা আ অংশ হয়ে দাঁড়ালো আরকি। সুন্দর একটা বুদ্ধি আমাকে কিন্তু দিলেন। আমি এজন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা ছোট একটা উব সমস্যা আমার মাঝে হয় সেটার পরামর্শ চাবো, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্বে যখন যাই তখন না আরেকটু nervous লাগে আরকি। যে, আমি যে উত্তরটা দিচ্ছি সেটা কি সঠিক হলো, কি হলো না? তারা কিভাবে কি মনে করবে, না করবে? তো এই যে প্রশ্নোত্তর যে পর্বটা হয় এটাকে সামলাবো কিভাবে?
আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। জ্বি। হ্যা, হ্যা। ঠিক। অবশ্যই। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এটা সামলানোর ক্ষেত্রে আমি আপনাকে বলবো নিজের প্রতি আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখবেন যে আপনি সব জানেন। কারণ আপনি যেটা বললেন যে আপনার রিসার্চ পেপারের উপরে যেহেতু আপনি প্রেজেন্টেশনটা দিবেন, তো অবশ্যই ওইখানে সবার থেকে আপনার জ্ঞান সবচেয়ে বেশি ওইখানে। কারণ এই জিনিসটা নিয়ে আপনিই রিসার্চ করেছেন। নিচে যারা আছে তারা কেউই কিন্তু রিসার্চ করেনি। তো ওইখানে অবশ্যই সবচেয়ে বেশি জ্ঞানী, ওই টপিকটার উপরে আপনিই। তাই না? তো আপনি যদি তখন নিজের প্রতি এই বিশ্বাসটা রাখেন এবং এই কনফিডেন্সটা রাখেন যে, তারা যেই প্রশ্নই করুক আমি অবশ্যই প্রশ্ন দিতে পারবো। যেহেতু উত্তর দিতে পারবো, যেহেতু আমি এটা থেকে সবচে বেশি জানি, এটা সম্পর্কে এবং এতদিন যেহেতু পড়াশোনা করেছি। তো এই যে কনফিডেন্সটা যদি রাখেন, তারাও যদি দেখে যে আপনি কথা বলার সময় এরকম কনফিডেন্সের সহকারে কথা বলছেন তারাও কিন্তু সত্যি বলতে আপনাকে অনেক বেশি প্রশংসা করবে যে, "হ্যাঁ, আপনার কথাটা মনে হয়েছে সত্যি।" কারণ দেখা যাবে যখন আপনি একটু কাচুমাচু হয়ে কথা বলবেন না, তখন তারা আরকি সত্যি কথা হলেও বা মানে আনসার সঠিক হলেও তারা বলবে যে, "না এটা তো তোমায় তুমিই তো কনফিডেন্স পাচ্ছ না। আমরা কি করবো?" এরকম। তো আপনি যদি কনফিডেন্স নিয়ে ধৃঢ়তার সাথে উত্তর দিতে পারেন, তাহলে দেখবেন তারা সবাই আপনার প্রশংসা করছে এবং আপনার এই প্রেজেন্টেশনটা খুব ভালো হবে।
হুম। হুম। হুম, হুম। আচ্ছা। ধরে বসবে। হ্যাঁ। রাইট। রাইট। দারুন কিছু পরামর্শ দিয়ে দিলেন এবং আমি আসলে আতঙ্কে ছিলাম, এই এর কারণে। আমার সামনের সপ্তাহেই আমার প্রেজেন্টেশনটা। আমি এই সপ্তাহের মধ্যেই আমি প্র্যাকটিস গুলো শেষ করে ফেলবো। আমার সহকর্মীদের সাথে বারংবার বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আবার প্র্যাকটিস করবো খুঁটি-নাটি বিষয়গুলো। আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ এবং ভালো থাকবেন আপনি।
আচ্ছা। অবশ্যই। আশা করি আপনার এই প্রেজেন্টেশনটা ভালো হবে এবং আপনার জন্য শুভকামনা রইলো যাতে করে আপনি এই প্যানিক টা কেটে উঠতে পারেন।